আ হ্যাঁ, আমার মা, একটা বিশেষ ডাক্তারকে ফলো করত। আ তার হচ্ছে যে, কিছু টিপস ছিল, যেটা হয়তো ওজন কমানো থেকে শুরু করে, প্রেশার-ট্রেশার কমের ক্ষেত্রে আসলে ভালো লাগ আ মানে, ভালো কাজ করতো এটা। আ তো এরকম কিছু একটা টিপস উনি দিয়েছিল। উনি মাঝে, মাঝে ফলো করত। তো এর মধ্যে একটা টিপস আসলে, বেশ ব্যাক ফেয়ার করেছিল। তো যেটা যখন দেখছে যে, আসলে অসুস্থ, বুঝতে পারছে না কিসের কারণে আসলে এরকম হচ্ছে। পরে যখন ফিজিক্যালি ডাক্তার দেখিয়েছে, তখন বলেছে, "আপনাকে এই জিনিসটা করতে কে বলেছে?" তখন জ বলেছে যে, "এই ডাক্তারটা, এই জিনিসটা।" তখন বলেছে, "না, এটা আসলে ঠিক না। এই স্পেসিফিক জিনিস আপনি যখন খাবেন, তখন কিন্তু আপনার শরীরে আপনার হজমের সমস্যা করবে, বা এই জিনিসের সমস্যা করবে। যেটা কিন্তু আসলে পাকস্থলীর জন্য ভালো না।" এরকম টাইপের শোনার পর, আবার হচ্ছে যে, বেশিক্ষণ ধরে বলত যে, "এতক্ষণ থেকে এতক্ষণ না খেয়ে থাকবেন।" কিন্তু, এটা কিন্তু এটা একটা জেনারেলাইজড স্টেটমেন্ট ছিল। আপনার কিন্তু বডির উপরে ডিপেন্ড করবে। আপনার মেটাবলিজম এর উপর ডিপেন্ড করবে যে, আপনি কতক্ষণ না খেয়ে থাকতে হবে। অবশ্যই। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য যেই টিপস, সেইটা কিন্তু যারা প্রেশারের রোগী, তাদের জন্য কিন্তু সেইম ভাবে ডায়েট গুলো ফলো করা যায় না। তো, সেই সমস্যাটাই কিন্তু হয়েছিল। তো সেটা বলেছিল যে, "আপনার আগে ১ম এ শরীরের উপরে দেখতে হবে। আপনার মেটাবলিজম এক না। আপনার আ যেই জিনিসটা সেটা অন্যদের মত না। সবার আলাদা, আলাদা। তো, একজনের একটা জেনারালাইজড জিনিস ফলো করবেন না।" তারপরেও কিন্তু বুঝেছি যে হ্যাঁ, ডাক্তার কিন্তু ঠিক কথা বলেছে। যে আসলেই, সবার বডি ডিফারেন্ট। তো, একজনের যেভাবে বলেছে, সেটা ১০০ জন অবশ্যই ফলো করলে, রেজাল্টটা ঠিক হবে না।
আচ্ছা। হু, হুম। আচ্ছা। হু, হুম। আয়হায়! হু, হু। আচ্ছা। ওকে। হু, হু। আচ্ছা। মানে, শরীরের উপর নির্ভর করবে, সেটা আরকি। একদমই ঠিক। আচ্ছা। হু, হুম। আচ্ছা। আচ্ছা। একদমই ঠিক। হু, হু। এটা কিন্তু আপনি অনেকটা সুন্দরভাবে বললেন যে, আসলে আপনার আ পরিস্থিতি অনুযায়ী, যে আপনার পরিবারের সদস্য আসলে এটার সম্মুখীন হয়েছে। এবং পরবর্তীতে আপনি বিষয়টা যে বুঝতে পারলেন, এটাই আসলে অনেকটা বড় একটা বিষয়। কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেকে হয়তো দে এইযে ডাক্তার যেটা বলেছে, সেটা আসলে অন্ধ বিশ্বাস যেটাকে বলে, সেটা করে, পরবর্তীতে তাদের আসলে স্বাস্থ্যের উপর একটা ঝুঁকি চলে আসে। বা আপনি যেমনটা বললেন আরকি যে, আসলে ডায়াবেটিস এর যে রোগীদেরকে যদি প্রেশার এর কোনো কিছু দেওয়া হয়, তারা কিন্তু সেটা সহজে মেনে নিতে পারবে না। তো এসব ক্ষেত্রে আ পরবর্তীতে কি আপনি আ ট্রিটমেন্টটা কন্টিনিউ করেছেন? নাকি পরবর্তীতে একদম অন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, যাতে করে, মানে একটা নতুন অভিজ্ঞতা বা নতুন দিক থেকে আসলে বিষয়টা আ মানে এ ঠিকঠাক মতো যাতে হয়, সেটা খেয়াল করেছেন?
হুম। হু, হুম। জ্বী। হুম। অবশ্যই। হুম। জ্বী। হুম, হুম, হুম। না। হুম, হুম।